আসলে বেশ কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে আমি নিজস্ব কিছু চিন্তা ভাবনা করছি আরকি।
হুঁ, হু।
হ্যাঁ, যদিও বিষয়টা আমাকে একটু বিচলিত করেছে।
আচ্ছা।
এবং আশেপাশের কোনো মানুষজন বা বন্ধুবান্ধবদের সাথে বিষয়টা নিয়ে যে আলোচনা করবো, সেরকম কোনো সুযোগ এবং মানে সময় সুযোগ ঠিক না, মানে ওটাও আমার কাছে মনে হচ্ছে যে, সেরকম কোনো সুন্দর উপায় না। কারণ হচ্ছে গিয়ে
হুঁ, হু। ওহ হো!
এই বিষয়টা কিছুটা abstract টাইপ এর একটা বিষয়, যেটা নিজের একান্ত কিছু চিন্তাভাবনা।
হুঁ, হু।
এবং নিজের জীবন পরিক্রমার একটা পথ খোঁজা, এরকম কিছু একটা। তো আসলে কারো সাথে যদি আমি শেয়ার করি, যদি কেউ এটাকে অন্যভাবে নেয়, ভালোভাবে না নেয়, তখন তো আরেকটা লজ্জার মধ্যে পড়ে যাব, তাই না? তো এই এ এটাও একটা দ্বন্দ্ব আরকি।
বুঝতে পেরেছি। হুঁ, হুঁ। জি।
তো ভাবলাম যদি, কারো সাথে বিষয়টা শেয়ার করা যেত, তাইলে হয়তো নিজের ভাব প্রকাশ করতে পারতাম। এবং পাশাপাশি হয়তো এটার থেকে কোনো একটা সুন্দর সমাধান বা, একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে কিছু একটা বেরিয়েও আসতে পারে, যেটা আমার বেশ কাজে দেবে। এইজন্যই আরকি আপনার সাথে এই কথোপকথনের সূত্রপাত।
হুম। জি। জি, বুঝতে পেরেছি। আসলে আপনার কথায় যেটা বুঝতে পারছি যে আপনি আ বেশ আ জটিল একটা সমস্যার মধ্যেই রয়েছেন। তবে এক্ষেত্রে কিন্তু আসলে আ সমস্যার সমাধানও সম্ভব যদি কিছু আ পদক্ষেপ গ্রহণ করা যায় তবে। তো আমি আসলে চেষ্টা করব আপনাকে কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে। বিষয়টি যদি আরেকটু আ ক্লিয়ার করে বলতেন যে আসলে ঠিক আ কেমন, কেন এমনটি অনুভব করছেন বা, কোন কারণ রয়েছে কিনা এর পেছনে?
উহুম। হুম। হ্যাঁ, আসলে বিষয়টা একটু যদিও, কি বলবো মানে, এ এ খুব যে নির্দিষ্ট করে বলার মতো, সেরকম মানে যদি আমি বলতে চাই তাহলে বলবো আসলে আমার, যে জিনিসটা হয়েছে যে
উহুম। আচ্ছা।
হুম, এ আপনি তো যেহেতু আমরা সবাই এক একটা কমিউনিটি মেইনটেইন করি। তাই না? আমাদের বন্ধু-বান্ধব থাকে, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন থাকে। হ্যাঁ? এবং এদের সাথে একটা সামাজিকতা সম্পর্ক তো আমাদের তৈরি হয়। তাই না?
জি। হুম, হুম। হুম।
তো দেখা যায় যে আমাদের উম বন্ধুদের সাথে সময় কাটানোর ১-টা সময় থাকে। আবার এটার বাইরেও নিজের ব্যক্তিগত নিজের সাথেও কিছু সময়ের দরকার পড়ে, তাই না? হ্যাঁ? তো আমার মনে হয় যে এই যে ২-টা সময়। ১-টা সময় হচ্ছে যে মানে পারিপার্শ্বিক মানুষজনের সাথে সময় দেয়া বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন। <smacks lips> আরেকটা হচ্ছে নিজের একা থাকার একটা স সময়। এখন এই ২-টা সময়ের মধ্যে আমি আসলে অনেক সময় বুঝতে পারি না যে কোন সময়টাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত নাকি ২-টাকে সমানভাবেই নেওয়া উচিত বা, কোনটা আরকি আমার জন্য একটু বেশি ফলদায়ক বা, আমার জীবনযাত্রার সাথে আমার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে। তো এই জিনিসটা নিয়েই একটু চিন্তা করছি যদিও বিষয়টা খুব বেশি স্পেসিফিক না একটা abstract টাইপের বিষয়। কিন্তু আসলে মাথার মধ্যে ঘুরপাক খেতে, খেতে মনে হচ্ছে যে কোন আলোচনার মাধ্যমে হয়তো আমি একটা আ উপায় পেতে পারি। আপনার কি ধারণা হলো আরকি আমার এই সমস্যাটা শুনে?
হুম, জি। হুম, হুম। জি। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। হুম, হুম। অবশ্যই। না আসলে আমি আপনার, কথাগুলো ঠিক মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আ চেষ্টা করছি যে আসলে আপনাকে এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার। তবে আপনি আসলে ঠিক অ্যা যেমনটা অনুভব করছেন না? এটি কিন্তু আ কখনো বন্ধুদের সাথে এই যে সময় কাটানো উচিত। আর কখনই বা, একাকিত্বে নিজেকে একটু রিফ্রেশ করা দরকার। তো এই দুইটার মাঝখানে যে একটা ভারসাম্য রাখা এটা কিন্তু আসলে অনেকের জন্যই একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে এক্ষেত্রে আপনি আ কিছু ধাপ অনুসরণ করতে পারেন যেমনটি হচ্ছে <smacks lips> আ প্রথমেই নিজের প্রয়োজনটা একটু চিহ্নিত করুন। ভাবুন আপনি মানসিকভাবে কতটা সোশ্যাল থাকতে আগ্রহী এবং কখন একা থাকতে চান? কারণ আপনি এভাবে করতে পারেন যে আসলে আজকের জন্য আমি কতটা সোশ্যাল হতে চাই। একটু মানে এভাবে করে একটু যদি বিষয়টা একটু বিশ্লেষণ করতে পারেন। হ্যাঁ? এবং আ সাপ্তাহিক কিছু পরিকল্পনা তৈরি করুন। যেমন সপ্তাহে কোন দিন বন্ধুদের সাথে একটু সময় কাটাবেন, আর কোন দিন একটু একা থাকবেন। এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে একটু আ নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিতে পারেন বা, একটু কিন্তু নোট ডাউন করেও রাখতে পারেন। তো আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আপনি একা থাকলে বা, আ সামাজিকভাবে যে বন্ধুবান্ধবদের সাথে যখন আপনি মিলিত হচ্ছেন তখন আপনি আসলে ঠিক কেমন অনুভব করেন?
হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। আসলে ২ টার অনুভূতির মাত্রা তো ২ রকম। এখন বন্ধুবান্ধবদের সাথে থাকলে যেটা হয়, হয়তো দেখা যায় যে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলছি। অনেক সময় মজা করছি। অনেক সিরিয়াস বিষয়ও আ থাকে। আবার অনেক মানে হালকা বিষয়ও থাকে, তাই না? তো ওটার একটা আবহাওয়াটা অন্যরকম। <smacks lips> এ যেটা মনে হয় যে একটা আ মানে সাধারণ ইন্টারেস্ট এর জায়গা হ্যাঁ? থাকে এই যে বন্ধু-বান্ধব বা, আত্মীয়স্বজনের। তাই না? বা, আ কিছু সময় এভাবে একসাথে থাকলে হয়তো মানে অন্যরকম একটা <smacks lips> ভালো লাগাও যে কাজ করে না, তা না। একটা ভালো লাগাও কাজ করে বা, একটা মানসিক আ ইয়ে পাওয়া যায় রিফ্রেশমেন্টের মতো পাওয়া যায়। আবার একা, একা যখন কারণ সবসময় তো আর মানে সব মানুষ একসাথে আ পরিবেষ্টিত থাকা এক মানে সম্ভব না তাই না? বা, হয় না। আর একা থাকার যখন যে বিষয়টা তখন হচ্ছে নিজের প্রতি নিজের একটা মনোবো মানে মনোযোগের মতো বিষয় হয় এবং নিজের জন্য নিজের লক্ষ্য, নিজের কেরিয়ার বলেন, নিজের আবেগ এবং অনুভূতির যে জায়গাগুলা এগুলির চিন্তাটা তখন আরকি আ পেয়ে বসে। এবং এইটা ২-টা এরকম ২ ধরনের অনুভূতি। এবং আমার ওভাবে কোন সময় ভাগ করাও নেই যে আসলে কোনটার জন্য স্পেসিফিক কত সময়। <smacks lips> কিন্তু অনুভূতির জায়গা থেকে যদি আপনি জানতে চান তাহলে এরকমই আমার অনুভূতি আরকি। মানে একাকিত্ব থাকার, আর একা থাকার এবং ওই যে কোন সামাজিক কর্মকাণ্ডে থাকার মধ্যে আরকি।
হুম, হুম। হুম। আচ্ছা। হুম, হুম। <smacks lips> ওকে। জ্বী, জ্বী। হুম, হুম। একদম। হুম। জ্বি। বুঝতে পেরেছি। হুম, হুম। জি, বুঝতে পেরেছি বিষয়টি। আ তবে এক্ষেত্রে আপনি আ যেটা করতে পারেন যে, আসলে আ আপনার ঠিক সময়সীমাটা নির্ধারণ করাটা কিন্তু উচিত। যে, বন্ধুদের সাথে থাকাকালীন সময়সীমা ঠিক করুন, যাতে খুব বেশি ক্লান্ত অনুভবও না হয়। এবং আপনি প্রশ্ন করতে পারেন যে, আসলে ঠিক আমি কত সময় বন্ধুদের সাথে কাটাবো, যাতে নিজেকে অপ্রস্তুত না পাই। এভাবে করেও কিন্তু আপনি একটু আ বিষয়গুলো যাচাই করে নিতে পারেন এবং আ প্রাধান্য নির্ধারণ করতে পারেন। যেমনটি হচ্ছে, আ কোন বন্ধুরা বা কোন কার্যকলাপে অংশ নেওয়া জরুরি, সেটা একটু ঠিক করুন আরকি। হ্যাঁ? এবং সামাজিকতা চলাকালীন মাঝে, মাঝে ছোট একটু বিরতি নিন। আ সেটা পানি খাওয়া বা কিছুক্ষণ একা থাকার মধ্য দিয়েও করা যেতে পারে। এবং আ আপনি যেটা করতে পারেন যে, আসলে আ, বন্ধুদের সাথে থাকাকালীন যদি মস্তিষ্ককে এখানে এবং এখন এভাবে করে একটু আ রাখতে চেষ্টা করতে পারেন। এগুলো কিছু সহজ কৌশল। এবং যখনই নিজের প্রতি মনোযোগ, চিন্তাভাবনা ও অনুভূতি পর্যবেক্ষণ হবে, তখনই কিন্তু এই বিষয়গুলোকে একটু একাকিত্বে করুন। অনেক ক্ষেত্রে হয় কি যে, কোন একটা গেট-টুগেদারে বা কোন একটা বন্ধু বান্ধবদের সাথে যখন আপনি যাচ্ছেন, বা কোন একটা মিলনায়তনে যাচ্ছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে, নিজের কিছু আ চিন্তাভাবনা বা নিজের কিছু মনোভাব, যেগুলো আসলে তখন হঠাৎ করে চলে আসে। তো এই বিষয়টির কারণেও কিন্তু আসলে আ যে ভারসাম্য রক্ষা করাটা, সেটা কিন্তু ঠিক হয়ে ওঠে না। তো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, বন্ধুদের সাথেও একটা মনোমালিন্য হয়ে যায় ওই সময়। এবং আ বিষয়গুলো কিন্তু একটু জটিল পর্যায়ে চলে যায়। তো আপনি যখন বিষয়গুলো একটু একাকিত্বে করবেন এবং একাকিত্বে ভাববেন, তখন কিন্তু এই বিষয়টাকে আসলে অনেকাংশেই উন্নত করা সম্ভব এবং reduce করাও সম্ভব। তো আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে, ঠিক কোন কাজ বা সময়সীমা আপনার এই যে পরিকল্পনা হচ্ছে, হ্যাঁ? এখানে ঠিক বাধা প্রয়োগ করছে?
উঁহু। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম, হু। হ্যাঁ, হু। আচ্ছা। হু, হু। হু। আসলে কোন কাজ অ্যা আমার এই পরিকল্পনাটাই আসলে ওভাবে আমি সাজাতে পারিনি সত্যি কথা বলতে যেটা, হ্যাঁ। আর এই সময় সময়ের ব্যাপারটা ওই যেহেতু পরিকল্পনার এই অংশ। তো ওটা নিয়েও তো আমার আর কি একটা কনসার্ন রয়েছে। আ তাছাড়া ওই যে, আপনি একটু আগে যেটা বললেন এই বিষয়গুলো আসলেই খুবই গ্রাহ্য করার মতো, যেমন আপনি বললেন যে একটা গুণগত মান, নিজের গুণগত মানের জন্য নিজের প্রতি নিজের যে একটা সময় দেওয়া হ্যাঁ, সেই বি সেই বিষয়টা আপনি উল্লেখ করলেন। এই জিনিসটা আসলে আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি আপনি আরো যে
ও, উম হু। হু, হু। জি, জি। হুঁ, হুঁ।
কয়েকটা পদ্ধতির কথা বললেন এবং যেভাবে আরকি একটু ভারসাম্যময় পরিস্থিতিতে আমি নিজেকে নিতে পারি। এই জিনিসগুলি আমি বেশ অ্যা ভালোই বোধ করছি এবং মনে করছি যে এগুলি, এর পাশাপাশি আপনার আরো কিছু যদি জানার থাকে, হয়তো জেনে আপনি আরো কিছু বললে সেগুলিও আমি আমলে নিতে পারব।
হুম। হ্যাঁ, জি। তা আসলে আপনি যতটুকু আমাকে জানিয়েছেন, আ আমি তো আসলে ততটুকু জেনেই আপনাকে আসলে পরামর্শগুলো দিচ্ছি। তো এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে, এটিই পর্যাপ্ত নাকি আরো কোন আ specific বিষয় আপনি জানতে চাচ্ছেন? যদি সেই বিষয় একটু বলতেন তাহলে পরামর্শ কিন্তু আমি সেই বিষয়েও দিতে পারতাম।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আসলে ব্যাপার হচ্ছে যে, না আপনি অনেক কিছুই আমাকে কভার করে গেছেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে অনেক সময় হয় কি যেমন একটা আমি আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের ক্ষেত্রে, মানে সব সময়টা কিন্তু খুব উপযোগী হয় না, তাই না? মানব জীবনতে দেখা যায় যে, এক, এক সময়ে এ্যা মানে আমার ভাল লাগছে আবার কোনো, কোনো মনে হয় যেন এই সময়টা অপব্যয় হই হচ্ছে। আসলে এই যে আমার এই মানসিক চিন্তাটা এটা কি ঠিক? বা এটা, এটা কি মানে বা এটাই একটা স্বাভাবিক? এই জিনিসটা আর কি একটু জানার অ্যা মানে ইচ্ছা।
হুম। ওকে। আচ্ছা। দেখুন, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে বিষয়টি আপনার জন্য স্বাভাবিকও হতে পারে, আবার যদি আপনার কাছে মনে হচ্ছে যে, আপনি এই যে আ বন্ধুবান্ধবদের সাথে বিভিন্ন কার্যক্রমে যাচ্ছেন এটি যদি আপনার স্বাভাবিক জীবনযাপনে বা আপনার সময়ে যদি কোন ব্যাঘাত সৃষ্টি করে তবে সেটি কিন্তু একটি অস্বাভাবিক প্রক্রিয়াও হতে পারে। তবেই যদি বিষয়টি এমন হয় যে, আপনি আ যখন কোন মিলনায়তনে যাচ্ছেন, সেখানে আশ্রয় আপনার একটু mindfulness এর জন্য বা একটু ছোট বিরতির জন্য কিন্তু হতে পারে, হ্যাঁ। তো সামাজিকতা চলাকালীন কিন্তু আপনি এই বিষয়গুলোকে যখন মেইনটেইন করছেন, তখনও কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এই বিষয়টি স্বাভাবিক হয়ে উঠতে পারে। কিন্তু আপনার কাছে যখন মনে হচ্ছে যে আসলে অস্বাভাবিকটা যখন ঠিক কখন হচ্ছে, যখন আপনার আস্বাভাবিক জীবন যাপনে ব্যাহত হচ্ছে, এমন কোন কারণের আপনি আ আসলে ঠিক পরিলক্ষিত হচ্ছে। তখনই কিন্তু মূলত অস্বাভাবিকের যেই একটা ১ম ধাপ এটা কিন্তু চলে আসে। এবং আপনি যেটা করতে পারেন যে সপ্তাহ শেষে একটু দেখুন, যে আসলে ঠিক কোন ক্ষেত্রে ভারসাম্য ঠিক ছিল এবং কোথায় আরেকটু মনোযোগ দেওয়া দরকার। এভাবে করেও কিন্তু আপনি বিচার বিষয়গুলো কিন্তু একটু বিশ্লেষণ করে আ সামনে অগ্রসর হতে পারেন। তো আপনি কি মনে করছেন একটু এভাবে করে চেষ্টা করা উচিত?
উহু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আসলে, আপনার এ্যা সাথে কথা বলে আমার অনেক কিছু বেশ পরিষ্কার একটা ধারণা পেলাম আরকি এবং আমি মনে করি যে আসলে আপনি এ্যা এর মতো করে আমি যদি, নিজে আইডেন্টিফাই করতে পারি আমার এই সামাজিকতা এবং একাকিত্বের সময়ের বিষয়গুলা, তাহলে অবশ্যই আমি একটা সুন্দর ভারসাম্যমূলক অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমার কথা শোনার জন্য এবং সুন্দর, সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য।
হুম। জি, জি। হুম, হুম। জ্বি, অবশ্যই। আম আশা করছি আমার পরামর্শগুলো আপনার জন্য সহায়ক হবে। সেই কামনা নিয়েই আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ।